হ্যাঁ, ওই যে, বললাম "বাবা কতদিন, কতদিন দেখিনি তোমায়" তখন আমরা নিছক শুধু গানটা নতুন বের হয়েছে। এজন্য আমরা সেটা শুনতাম এবং গাইতাম গলা ছেড়ে। কিন্তু বাবার যে, না থাকার বেদনা কিংবা বাবা না থাকার পরে যে, জীবনের উপর সেটার প্রভাব। অ্যা কিংবা একেক জনের ক্ষেত্রে যে, আবার সেটা একেক রকম এটা যখন বাবা বিয়োগ হল আমার অ্যা তখন কিন্তু আমি এই গানের মূল্যটা মর্মটা এখনো বুঝতে পারি। এখনো মনে হয় সেই গানটা যদি বাজছে কিংবা নিজে যদি সেই গানের ক যদি কণ্ঠস্বর কিংবা সেই অ্যা গানের যে, কথা এগুলো যদি কানে পড়ে তো এখনো অ অ্যা এমনও হতে পারে। আমরা তো ছেলেমানুষেরা কাঁদি কম। আমাদের অন্তর কাঁদে। কিন্তু এখনো কেন জানি মনটা মলিন হয়ে যায়, মনে হচ্ছে যে, চোখের কোঠায় একটু জল চলে আসছে। এই গানটা এখনো যদি শুনি যে, বাবার কথা এত মনে করিয়ে করে দেয়।
হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ। হুঁ, হুঁ, হুঁ। হুম, একদম। আসলে আর এরকমই আরেকটা গান ছিল নচিকেতার যে, ছেলে আমার
জ্বি। বৃদ্ধাশ্রম। <chuckles> এটা সবারই মনের কোঠায় রয়েছে। এজন্য আপনি বলার আগেই আমি বলতে পারলাম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। আমার মা ভীষণ পছন্দ করত এই গান।
হ্যাঁ, হ্যাঁ, বিদ্যা আশ্রম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> একদমই তাই। হ্যাঁ। আচ্ছা। তো আপনি আসলে আপনার কথা শুনে বুঝতে পারছি, আপনি অনেক, অনেক, গান শোনেন। অ্যা গান শোনার অভ্যাস হয়তো একসময় খুব বেশি ছিল। গান শোনার অভ্যাসটা কি এখনো ধরে রেখেছেন?
জ্বি, জ্বি। উ, হুম। হ্যাঁ, অ্যা ওইভাবে শোনা হয় না। অ্যা তবে পছন্দের কোনো গান কানে পড়লে লালন রবীন্দ্র অ্যা কিংবা ফোক গান যদি গানে কানে পড়ে যায় অ্যা এবং সেটা হয়তো আমাদের সময় বেশি জনপ্রিয় ছিল। এইরকম গান যদি কানে পড়ে যায় তাহলে আমি আটকে যাই। এখনো যদি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা কোথাও যদি বেজে ওঠে মনের অগোচরে হয়তো গানের কানটা পেতে দেওয়া হয় যে, না এই গানটা আমাদের একসময় খুব প্রিয় ছিল। হ্যাঁ, গান শোনা হয়। তবে এক্কারে বৈচককরে না এটা মাঝে, মাঝে, যদি কানে পড়ে সেরকম আরকি। উ, হুম।
হুম। একদম। উঃ হুঁ। আ হ্যাঁ। আমার কিন্তু মিল হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আমার কিন্তু নীল আকাশের নিচে গানটা শুনলেই অ্যা ওই যে, রাজ্জাক হেঁটে যাচ্ছে আর গানটা ছেয়েটা মোর, এই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। অ্যা তো এ এই যে, অ্যা ছোটবেলা থেকেই গান শোনেন, এখনো গান শোনেন। এই অ্যা ছোটবেলায় পছন্দ ছিল কিরকম আর এখন কোন গানগুলো পছন্দ হয়? এ এটার ভিতরে কি বিস্তর কোন ফারাক লক্ষ্য করেন?
হ্যাঁ, <chuckles> নিশ্চয়ই, নিশ্চয়ই। বাহ! হ্যাঁ, চমৎকার। জ্বি, জ্বি।